আসলে কিছু সময় ধরে সাম্প্রতিক সময়ে একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি এবং বুঝে উঠতে পারছি না যে কীভাবে সমস্যাটা থেকে বের হবো? এবং দিন, দিন দেখা যাচ্ছে যে মানি নিজের মধ্যে কোনো ধরনের আইডিয়া আসছে না। যে কীভাবে এই সমস্যাটা আমি সমাধান করতে পারি। বা আমি এই বিষয়টা কীভাবে করতে পারি। যে এই বিষয়টা আমি করতে চাচ্ছি এটা নিয়ে আমি কি একা করবো? নাকি আমি কারও সাহায্য নিবো এই কাজটা করার জন্য? বা কোন সময়ে কাজটা করলে আমার জন্য ভালো হবে? কীভাবে করলে ভালো হবে? কোন দিক দিয়ে না আমি বুঝে উঠতে পারছি না। তাই আর কি বিষয়টা নিয়ে একটু সমস্যা পড়ে গিয়েছি সত্যি বলতে গেলে। তো এই কারণে আর কি চাচ্ছিলাম যে আপনার সাথে যদি একটু কথা বলতাম এবং আপনি যদি আমাকে কিছু সাজেশন দিতেন বা আইডিয়া দিতেন এবং কিছু অ্যাডভাইস দিতেন যে কীভাবে আমি এই কাজটা করতে পারি এবং কীভাবে করলে আর কি আমার জন্য কাজটা ইফেক্টিভ হবে? তাহলে আমার জন্য খুব ভালো হতো।
হু, হুম। জি। জি বুঝতে পেরেছি। আসলে আপনি একটা সমস্যার মধ্য দিয়েই যাচ্ছেন। তবে আমি চেষ্টা করবো আপনাকে আসলে ঠিক আ যথাযথ কিছু পরামর্শ দিয়ে উপকৃত করতে। তবে বিষয়টি যদি আরেকটু বিস্তারিত বলতেন যে আসলে ঠিক কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন?
আসলে বিষয়টা হলো আমার brainstorming জিনিসটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। আমি হলাম ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো আমার আরকি একটু creative field এ আমার হলো একটা কাজ করতে হয়। সেটা হলো আমি একটু এই remote job করি বাসায়। যেহেতু স্টুডেন্ট তাই চাইলেই full time job করতে পারি না। তো একটা কি creative job এর সাথে আমি সম্পর্কিত আছি এবং যুক্ত আছি। সেখান থেকে আমি মানে part time হিসাবে কাজ করি সত্যি বলতে। তো এখানে যেটা হয় যেহেতু আমি একটা creative field এ কাজ করতেছি, আমার কিন্তু একটু ব্রে brainstorming এর যে বিষয়টা, এই জিনিসটা কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়। কারণ আমার creative জিনিসটা হয় যে সারাদিন তো চাইলেই আমি creativity দেখাতে পারি না বা, creative যে idea গুলো আছে, এগুলো যে সারাদিন আমি চিন্তা করবো এটা কিন্তু কখনোই হয় না। তো আমার ক্ষেত্রে যেটা করতে হয় যে, মানে একটা session থাকতে হয় বা, একটা সময় থাকতে হয়। একটা time block করে রাখতে হয়। যেখানে হলো আমি একটু brainstorming করলে মানে আমি শুনেছি যে brainstorming করলে নাকি অনেক ভালোভাবে idea গুলো পাওয়া যায় এবং অনেক বেশি idea আরকি মাথায় আসে ওই সময়টা। তো আমার ক্ষেত্রে না আমি কোনোভাবে বুঝে উঠতে পারছি না যে এই কাজটা আমি কীভাবে করবো এবং কীভাবে করলে আমি উপকৃত হব? দেখা যায় যে অনেক সময় আমি চিন্তা করি যে উম ইউনিভার্সিটি থেকে যখন বাসায় আসি, বাসায় এসে সাথ সাথে সাথে, সাথে আরকি টেবিলের সামনে বসে পড়ি যে, না, এখন একটা brainstorming এর মতো একটা জিনিস করবো। নিজে, নিজে বসে, বসে অনেক ধরনের idea গুলো আনার চেষ্টা করবো। এই বিষয়টা না যখন করি তখন দেখা যায় যে, না, এটা কোনোভাবে কাজে দিচ্ছে না। একেবারে কিছুই মাথায় আসছে না, মাথায় একেবারে jam হয়ে যাচ্ছে এবং মানি আমি যে জিনিসটা চাচ্ছি যে নতুন একটা idea আমার মাথা থেকে বের হোক, আমি ওইটা আমার কাজে implement করি। implement করে দেখা যায় একটা মানে efficient way তে আমার কাজটা শেষ করি বা, task গুলো শেষ করি। যেটা আমার জন্য খুব ভালো হবে। Plus আমার যে সামনের যে career, ওই career, এর জন্য সব খুব ভালো হবে। কারণ, স্বাভাবিকভাবে যেহেতু creative field এ আমি কাজ করতেছি। তো আমি যদি আমার creativity টা ভালোভাবে প্রদর্শন করতে পারি, আমার জন্য কিন্তু এখান থেকেও ভবিষ্যতে একটা সুযোগ তৈরি হতেই পারে। তো এই কারণে না আমি চাচ্ছিলাম যে আরকি <swallows> দ্রুত যাতে idea খুঁজে বের করতে পারি বা, নতুন idea যাতে খুঁজে বের করতে পারি। এই কারণে একটু brainstorming এর মাধ্যমে বিষয়টা করতে। কিন্তু আমি না কোনোভাবে বুঝে উঠতে পারছি না যে, এই বিষয়টা কীভাবে করা উচিত এবং কীভাবে করলে সবচেয়ে ভালো হয়। এখানে কি আপনি আমাকে কিছু বলতে পারেন, যেভাবে আমি এই কাজটা ভালোভাবে করতে পারি?
হু, হু। বেশ। হু, হু। ওকে। হু, হু। জ্বি। জ্বি। হু, হু। আচ্ছা। হু, হু। জ্বি। হুম, হু। জ্বি। জি, অবশ্যই। আসলে আ বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রেই একটু হতাশাজনক করে দেয়। যখন আসলে idea গুলো ঠিক আটকে যায়। তবে এটি কিন্তু আসলে আ অনেকের ক্ষেত্রেই খুব স্বাভাবিক একটি ঘটনা হয়ে থাকে। বিশেষ করে যখন আপনি ভালো কিছু করতে চান অ্যা এবং নিজের কাছ থেকেই বেশি আশা করেন, তখন কিন্তু অনেক সময় মস্তিষ্ক কাজ করছে কিন্তু চাপের কারণে ঠিক সেটি প্রকাশ পাচ্ছে না। তো আপনি কি লক্ষ্য করেছেন যে আসলে idea block টা বেশি হয় কি চাপ বা প্রত্যাশা বেড়ে গেলে, নাকি অন্য কোনো কারণে?
ঠিক। আসলে বিষয়টা যেটা হয় আমার ক্ষেত্রে ২ জিনিসটাই কাজ করে। চাপও অনেক বেশি কাজ করে, প্রত্যাশাটাও অনেক বেশি কাজ করে। চাপ যদি বলি যেমন জিনিসটা হয় যে এই যে যেটা বললাম যে আমার ভবিষ্যতের চিন্তাটাও আছে। যে আমি এখান থেকে যদি ভালো একটা idea generate করতে পারি এবং ওটা যদি প্রদর্শন করতে পারি, আমি যে টিমের সাথে কাজ করি আর কি, যেহেতু আমি বললাম পার্ট টাইম জব করি আমি, তো ওইটা যদি আমি শেয়ার করতে পারি তাহলে আমার কিন্তু ওখানে একটা ভালো একটা impression তৈরি হবে, যেটা আমার ভবিষ্যতের জন্য help হবে বা এখান থেকে হয়তো আমি একটা career develop করতে পারবো। মানে full-time এ হয়তো যেতে পারবো। তো এই বিষয়টা নিয়ে একটা চাপ অনুভব হয় এবং আরেকটা জিনিস যেটা হলো, মানে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমি খুব তাড়াহুড়া করতেছি খোঁজার জন্য যে আমার নতুন একটা idea খুব তাড়াতাড়ি বের করতেই হবে, কেন হচ্ছে না, এরকম একটা প্রেশার এগুলো আর কি দুটো মিলিয়ে কাজ করে দেখা যায় যে যখনই আমি বসি, ওইটার জন্য এই জিনিসগুলো মাথা ঘুরতে থাকে, যে নতুন আইডিয়া কেন আসছে না, কেন কিছু বের করতে পারছি না। দিন শেষে দেখা যায় মানে অনেকক্ষণ যখন চেষ্টা করি, চেষ্টা করার পরে যখন দেখতে পারি যে না হচ্ছেই না, তখন না নিজের মধ্যে একটু frustration এসে পড়ে, যে কেন পারছি না আমি, এমন একটা বিষয় আরকি হয়।
আচ্ছা। হু, হু। উম। উহুম। বুঝতে পেরেছি। উহুম। জি। হু, হু। আচ্ছা। না আসলে বিষয়টা তো অনেকটা দুঃখজনকও বটে। যে আসলে যখন আপনি আ চেষ্টা করছেন idea গুলো generate করতে but আসলে ঠিক সঠিকভাবে আসছে না, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই মনোবল ভেঙে যায় বা আত্মবিশ্বাসেরও একটা ঘাটতি দেখা যায়। তো আপনি যেটা করতে পারেন যে আ brain-storming এর idea টা আপনি আ কিছু আ বাস্তবিক কৌশল অবলম্বন করে চেষ্টা করতে পারেন। যেমনটি হচ্ছে আ ১ম একটি নীতি গ্রহণ করুন, যেটা হচ্ছে ভুল idea ও আগে জানুন। হ্যাঁ? আ brain-storming এ কিন্তু শুরুতেই perfect idea খুঁজতে গেলে মস্তিষ্ক কিন্তু defense mode এ চলে যায়। তো তখন আসলে বিষয়টি এমন হয়ে যায় যে খারাপ বা অসম্পূর্ণ idea লিখলেও কিন্তু আসলে আ ভালো idea দ্রুত আসে। তো আপনি যেটা করতে পারেন যে প্রথমে ৫-১০ মিনিট আ শুধু যা আসে মস্তিষ্কে সেটাই একটু লিখুন। সেটা ভালো হোক বা খারাপ হোক, মানে সেটা আপনি just বিচার করতে যাবেন না। শুধু আপনি বিষয়টি একটু practice করুন, লিখুন। এতে করে হবে কি আপনার মস্তিষ্ক নিরাপত্তা পেলে কিন্তু সৃজনশীল হয়, আর ভয় পেলে কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই বিষয়টি থেকেও কিন্তু আসলে আ পরিত্রাণ পাওয়া সম্ভব। তবে এইখানে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে আপনি এই যে আ idea আসছে না বা এইটার জন্য যে আপনি চেষ্টা করছেন আ brain-storming করতে, তো আপনার এই session এর জন্য ঠিক কতো সময় আপনি বরাদ্দ রাখেন?
জি। আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। আসলে, যে বিষয়টা হয় যেহেতু আমি স্টুডেন্ট, তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি সবসময় চেষ্টা করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শেষ করতে বা, যত তাড়াতাড়ি সম্ভব আমার brainstorming এর যে session টা আছে শেষ করতে। যেহেতু আমার পড়াশোনার কাজও করতে হয়। তো এইক্ষেত্রে দেখা যায় নতুন একটা idea র ক্ষেত্রে আমি অনেক সময় ৩০ মিনিট দিয়ে থাকি বা, ৪০ মিনিট দিয়ে থাকি। যে চিন্তা করি যে ৪০ মিনিটের মধ্যেই আমার বের করতে হবে, এমন একটা আরকি জিনিস আমি set করে রাখি যে, যে কোনোভাবেই হোক ৪০ মিনিটের মধ্যে একটা নতুন idea বের করতে হবে এবং ওইটা আমার সাথে, সাথে লিখে ফেলতে হবে। এমন একটা বিষয় কাজ করে এবং আমার ক্ষেত্রে দেখা যায় যে আমি যেহেতু যেটা বললাম যে, এ এই part time job করি। এটার জন্য একা brainstorm করতে হয়। আরেকটা কিন্তু আমার টিম আকারেও কিন্তু আমার একটা brainstorming করতে হয়। এই আরকি কিছুদিন আগে হল আমার ইউনিভার্সিটিতে যেহেতু পড়তেছি ওইখানে আমাদের কয়েকজন ফ্রেন্ডরা মিলে একটা আরকি case competition এ participate করার চিন্তা করেছি এবং ওইখানে আরকি apply ও করেছি। তো পরবর্তীতে তারা যখন একটা case দেয়, তখন আমরা চিন্তা করি যে <smacks lips> একা, একা বসে উম বাসায় বসে, বসে নিজেদের part গুলো না করে, আমরা একসাথে বসে যদি একটা brainstorming session করি, তাহলে কিন্তু আমার আমাদের জন্য ভালো হবে। কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে আমরা ৪ জনের যেই একটা টিম এই competition এ participate করছি। ৪ জনের ১ জনই ১ জনও কিন্তু আগে কখনো brainstorming এর মতো একটা জিনিস আরকি করিনি। তো আমাদের কাছে আর কি বিষয়টা অনেক বেশি নতুন যে যখন ৪ জন থাকে বা, টিম আকারে brainstorming টা কীভাবে ভালোভাবে করা যায় এবং করলে এটা কীভাবে effective হয়? এই বিষয়টাও কিন্তু একেবারে জানা নেই আমাদের।
হু, হু। আচ্ছা। হু, হু। জি। ও! হু, হু। জি। হু, হু। বুঝতে পেরেছি। হু, হু। আচ্ছা। হু, হু। জি। তবে এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি প্রথমেই বলছেন যে আসলে আ একটু বেশিক্ষণ সময় ধরেই ব্রেইনস্টর্মিং করার চেষ্টা করছেন। তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি যখন আপনি আসলে অনেকক্ষণ ধরে, একটা বিষয় নিয়ে ভাবতে থাকেন, তখন কিন্তু আসলে যেই সৃজনশীল আইডিয়া গুলো, এগুলো কিন্তু আসলে হঠাৎ করে আ মানে চলে আসে না। এটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তো আপনি যেটা করতে পারেন যে, একটু টাইম বাউন্ড সেট করুন। হ্যাঁ? যেটা ৫ থেকে ৭ মিনিট হতে পারে। অনেকক্ষণ বসে ভাবব এমনটি যদি চিন্তা করেন, আ তাহলে কিন্তু এতে ব্লক টা বাড়বে। বরং আপনি এভাবে বলতে পারেন যে আসলে ৫ মিনিটে যা, যত আসে সেগুলো নিয়ে একটু লিখবো অ্যা সেই বিষয়গুলো একটু নোট ডাউন করে রাখবো এবং আপনি জিশু কিছু পদ্ধতি ব্যবহার করতে পারেন যেমন আপনি একটু টাইমার সেট করে রাখুন এবং আ কাজটা একটু ধারাবাহিকতা বজায় রাখুন। মানে ঠিক থামা যাবে না। হ্যাঁ? আ সেখানে বানান গঠন বা লজিক এগুলো কখনো দেখতে যাবেন না। তো সময়সীমা থাকলে কিন্তু মস্তিষ্ক অতিরিক্ত বিশ্লেষণ বন্ধ করে এবং দ্রুতই কিন্তু আউটপুট দেয়। তো আরেকটা বিষয় যেটা করতে পারেন যে আপনি ঠিক প্রশ্নটা বদলান। হ্যাঁ তাহলে কিন্তু চিন্তা বদলাবে। যেমন অনেক ক্ষেত্রে হয় যে একই প্রশ্নে বারবার আটকে গেলে আইডিয়া কিন্তু ঠিক আসে না। তো এই সমস্যার সমাধান কি? এভাবে না ভেবে আপনি এভাবে বলতে পারেন যে, আসলে এই সমস্যাটা আরো খারাপ করলে কি হবে? বা একজন নতুন মানুষ হলেও বা কি করতো? হ্যাঁ বা ৫ বছরের একটা বাচ্চা যদি এখানে হতো তাহলে সে কিভাবে ভাবতো। আপনি যখন এভাবে করে ইতিবাচকভাবে চিন্তা করতে থাকবেন, তখন কিন্তু দেখা যাবে যে ভিন্ন দৃষ্টিভঙ্গি মস্তিষ্কের নতুন নিউরাল পথটাকে আ সক্রিয় করে তোলে এবং আপনি যখন আ ইনপুট ছাড়া আউটপুট চাইবেন না, তখনও কিন্তু আইডিয়া ব্লক এর বড় কারণ হচ্ছে এইযে, এইযে মাথাটা ব্ল্যাংক হয়ে যায় বা অনেক ক্ষেত্রে আসলে আইডিয়া গুলো আসতে থাকে না। তো আপনি যেটা করতে পারেন একটু দ্রুত ইনপুট দিন যেমন আ ৫ মিনিট কোন সম্পর্কিত ভিডিও হতে পারে বা ২ পৃষ্ঠায় একটু লেখালেখি করুন বা আপনি কে কিছু ৩-৪ টা উদাহরণ দিয়েও কিন্তু ব্রেইনস্টর্মিং করতে পারেন। তাতে করে মস্তিষ্কে বিদ্যমান তথ্য আ জোড়া লাগিয়ে কিন্তু নতুন আইডিয়া বানাতে সক্ষম হতে পারেন। তো আপনি কি এইরকম কোন লক্ষ্য নিয়ে কি চেষ্টা করেছিলেন আগে?
জি। আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ। আসলে একেবারেই করা হয়নি এবং আপনার কথার মাধ্যমে এখন আমি বুঝতে পারছি যে, আমি খুবই একটা ভুল জগতে ছিলাম এবং ভুল একটা পদ্ধতির ভিতর দিয়ে যাচ্ছিলাম। যেটা বললাম যে আমি প্রায় ৪০ মিনিট, ৫০ মিনিটও অনেক সময় করে ফেলতাম। এই যে আমার মধ্যে এই জিনিসটা কাজ করতো যে না আমি এখন যেহেতু বসেছি একটা নতুন আইডিয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত আমি নতুন আইডিয়া না পাবো ততক্ষণ পর্যন্ত আমাকে বসে থাকতেই হবে, কোনোভাবে উঠা যাবে না। <smacks lips> এমন একটা ভুল ধারণা কিন্তু আমার মধ্যে ছিল, এখন আপনি যেভাবে বললেন যে, <smacks lips> এই জিনিসটা যদি করি যে, এইযে ৪০ মিনিট ২৫ ৫০ মিনিট যদি বসে থাকি, অনেক ক্ষেত্রে হয় কি ওই যে মাথাটা যে জ্যাম হয়ে যায়, আমি মাথাটা যে ফ্রি হওয়ার জন্য যে একটা সময় দিবো বা একটা বিশ্রাম দিবো ওইটা কিন্তু হয় না। তাই কারণে দেখা যায় যে ওই যে একই সমস্যার মধ্যে আমি বারে, বারে ঘুরপাক খেতে থাকি। এখন আপনি খুব সুন্দরভাবে বললেন যে, আমার এখানে টাইম ব্লকটা অনেক কমাতে হবে এবং ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আনতে হবে, যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এটা কারণ দেখা যায় যদি প্রথম ৫-৭ মিনিট আমি কোন আইডিয়া নাও পাই, ওই যে ৫-৭ মিনিট আমি চিন্তা করলাম। এর কারণে আমার ব্রেইনে যে স্ট্রেস টা পড়লো, আবার একটু গ্যাপ নিলে বা একটু বিশ্রাম নিলে কিন্তু ওই যে স্ট্রেসটা ছিল ওটা চলে যাবে আবার নতুন করে আমি চিন্তা করতে পারবো। তো পরবর্তী ব্লকটা আমার জন্য অনেক বেশি efficient হবে এবং ইফেক্টিভ হবে। এই জিনিসটা কিন্তু আপনার আমার অনেক ভালো লেগেছে এবং শুরুতে যেটা বললেন যে কিছু, কিছু জিনিস নোট ডাউন করে রাখা, নোট ডাউন করে পরবর্তীতে ওইগুলো সব মিলানো এবং আমার প্রশ্নের জিনিসটা চেঞ্জ করা। এই কথাটা কিন্তু আপনার এই কথাটা কিন্তু সত্যি আমার চিন্তার জগৎটাকে একেবারে পরিবর্তন করে দিয়েছে। আগে যেটা আমি করতাম যে সামনে বড় করে একটা প্রশ্ন লিখে রাখতাম। যে এই জিনিসটা কী? এখন আপনি এটা বুঝালেন যে, এই জিনিসটা কী থেকে পরিবর্তন করে 'কেন এই জিনিসটা', 'কিভাবে এই জিনিসটা' এভাবে যদি করি তাহলে আমার জন্য অনেক উপকার হবে যে অন্যান্য দিক দিয়েও আমি আমার ওই আ ইনপুট গুলো পেতে থাকবো এবং আইডিয়া গুলো আসতে থাকবে। <smacks lips> আপনার এই প্রত্যেকটা এডভাইস কিন্তু খুবই চমৎকার ছিল এবং আমার জন্য মনে হচ্ছে অনেক বেশি ইফেক্টিভ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই এডভাইস গুলো দেওয়ার জন্য।
ও। উ, হু। আচ্ছা। একদম। উ, হু। জি। অবশ্যই। হু, হু। হু, হু। জি। উ, হু। অবশ্যই। জি, অবশ্যই। আপনার সাথে কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছে। আসলে দেখুন আইডিয়া কিন্তু কোন জোর করে আনা জিনিস নয়। আপনি আ সঠিক পরিবেশ দিলে কিন্তু সেটা নিজে থেকেই আসবে। এবং আপনি যখন আ পদ্ধতি ঠিক বদলে ফেলবেন তখন কিন্তু আপনার আ ফলটাও ধীরে, ধীরে কিন্তু নিয়মিতভাবে বদলাতে থাকবে। তো আশা করছি আপনি এই বিষয়গুলো থেকে আসলে আ খুব সুন্দরভাবে বের হয়ে আসতে পারবেন। আপনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং আ আপনার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।
জি।